সাম্প্রতিক সময়ে আমি বলা যায় যে অনেক কিছু নিয়েই আমার মনটা খুবই খারাপ। অনেক কিছু বলছি এইজন্যই যে নিজেকে কোথাও ঠিকভাবে ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে যে আ নিজের মনটা অনেক অস্থির হয়ে গিয়েছে। আর নিজেকে হয়তো বা স্থির রাখতে পারছি না। আ বিভিন্ন ধরনের চাপ অনুভূত হচ্ছে মনের মধ্যে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আ মানসিক একটা অশান্তিও ক্রিয়েট হয়েছে নিজের মধ্যে। তো এই যে উম বিষয়গুলো বের হতে পারছি না, কাটিয়ে উঠতে পারছি না যে কি করবো? কিভাবে এই মানসিক অশান্তি থেকে বের হব? এটার একটা উপায় খুঁজছিলাম। আ তো আমি চাচ্ছিলাম যে, যদি কিছু পরামর্শ পাওয়া যেত, যে আমি এই জটিলতা থেকে আ এই বিষয়টা থেকে আমি একটু বের হতে পারতাম। তাহলে দেখা যায় যে আমি হয়তোবা একটু রিলিফ পেতাম এই চিন্তামুক্ত হয়তোবা হতে পারতাম।
আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম। জ্বি, নিশ্চয়ই! আসলে আ আমিও বুঝতে পারছি যে আপনি কোন একটা বিষয় নিয়ে অনেক বেশি আ দুশ্চিন্তা ভিতর আছেন বা হতাশাগ্রস্ত হয়ে আছেন। আহ তো আপনি আমাকে কি একটু খুলে বলবেন যে আসলে কি হয়েছে আপনার সাথে বা এমন আ মানে কি ধরনের জটিলতা আপনার জীবনে তৈরি হয়েছে?
আসলে আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যে, একাধিক কাজের মধ্যে না আমি মনোযোগটা ধরে রাখতে পারছি না। আমার আ জন্য খুবই কঠিন হয়ে গিয়েছে, যে আমি যখন কাজ করছি আম আমার কাজগুলো কয়েকটাই কাজ করি একসাথে। তো দেখা যাচ্ছে যে কাজের মধ্যে না আ মন বসছে না। বা উম কাজ করার সাথে, সাথেই দেখা যাচ্ছে মনটা ছুটে যাচ্ছে। তো প্রতিদিন দে দেখা যায় যে বিভিন্ন ধরনের কাজ করতে উম থাকি এবং এই কাজ করতে, করতে মনোযোগটা দেখা যাচ্ছে যে একদম ভেঙে গিয়েছে। যেমন ধরুন আমি যখন পড়াশোনা শুরু করছি, উম সাথে, সাথেই মনে হচ্ছে যে কাজের কোন ইমেইল আসছে কিনা একটু ইমেইল চে চেক করে দি। তো ইমেইলটা চেক করতে চলে যাই। বা দেখা যাচ্ছে যে উম অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। এরপর একবার মনোযোগ হারালে না, ওই বিষয়টা আবার ফিরিয়ে নিয়ে আসা এটা একদমই হচ্ছে না। তো উম বলা যায় যে মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, যে যখনই একটু বিশেষ করে যখন পড়াশোনার বিষয়ে আসে যে যখন পড়াশোনা করতে বসিয়ে থাকে না যে একটু মাইন্ডটাকে সেট করে বা রিফ্রেশ করে একদম ফ্রেশ মাইন্ড এ বসার যে বিষয়টা সেটা চেষ্টা করছি। কিন্তু এই যে একটু distract হয়ে যাচ্ছি বা মনটা অন্য দিকে যাচ্ছে বা মনটা অন্য কিছু চিন্তা করছে বা দেখা যাচ্ছে যে ঠিক আছে আ ওই যে মেইল চেক করতে বসে গিয়ে মেইলের মধ্যে ঢুকে গিয়েছি। আবার ওটা করতে, করতে মনে হচ্ছে যে না আমার তো এইটা এই চ্যাপ্টারটা শেষ করার কথা আজকে আবার এটাতে আসছি তো ১ জায়গায় ঠিক বলা যায় যে আমার মনটা স্থির থাকছে না। উম তো এই অবস্থায় আমি আ ইদানিং খুবই চাপ অনুভব করছি যে এটা আসলে কেন হচ্ছে আমার সাথে? কি এটার কারণ? আর আমি এটা থেকে আসলে কিভাবে বের হতে পারবো নিজে থেকে?
হ্যাঁ। হু। জী। হুম। বুঝতে পারছি। ওহো! হু, হু। জী। হ্যাঁ। বুঝতে পারছি। হু, হু। জী, আসলে হ্যাঁ, যখন কোন একটা কাজে স্থির থাকা যায় না, তখন আসলে আ হতাশ লাগাটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার রুটিনটা একটু এলোমেলো। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি কি আমাকে বলতে পারেন, যে আপনার প্রতিদিনকার রুটিন টা কেমন আর বলছিলেন যে আসলে যখন পড়তে বসেন তখন আবার ইমেইল চেক করতে চলে যান। তো এই যে আ মানে একাগ্রতা ধরে রাখার যে একটা সময়সীমাও তো থাকে, যে আসলে দেখা যায় অনেকে দেখা যাচ্ছে ১০ মিনিট পরে তারপর হচ্ছে অন্য একটা কাজে তার মনোযোগটা চলে যায়। তো আপনার ক্ষেত্রে এই সময়সীমাটা কতটুকু? মানে আমি আপনি কতক্ষণ একটা জায়গায় মনোযোগ দিয়ে রাখতে পারেন?
আ তো সেটা হয় কি যে রুটিন এর যেটা কথা বলছিলেন, যে আমার রুটিন টা আসলেই আমার কাছে মনে হয় যে অনেকেই এলোমেলো। আ দেখা যাচ্ছে যে পড়াশোনা করছি, কাজ করছি, অফিস করছি। আবার দেখা গিয়েছে যেহেতু এত প্রেশার নিয়েছি, এত কাজের প্রেশার নিয়েছি সেটা দেখা যাচ্ছে জীবনের তাগিদেই কর করছি। অ্যা সেটারও একটা টেনশন থাকছে। আবার আ উম যেটা বলছিলেন যে "মনোযোগ ধরে রাখার বিষয়টা কতক্ষণ?" আমি এটা বলবো যে আ খুব বেশিক্ষণ না ১০ মিনিটও না। দেখা যাচ্ছে ৫-৬ মিনিট। যাওয়ার পর, পরই আমার মাইন্ড টাকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। একদিকে হচ্ছে সময়ের চাপ, অন্যদিকে না নিজের কাছে একটা অ অযোগ্যতা আ বোধ তৈরি হয়। যে উম হয়তোবা আমি কাজটা করতে পারছি না বা করতে পারব না বা সময় বেশি লাগছে। হ্যাঁ? মানে কাজে বসার আগেই, আমার কাছে একটা যে যেমন আমি যদি পড়াশোনা নিয়ে বলেছি যখন চ্যাপটার দেখছি তখন আমার কাছে মনে হচ্ছে "অনেক বড় চ্যাপটা এটা আমার শেষ করতে অনেক সময় লাগতে পারে।" এই একটা বিষয় নিয়ে যখন পড়াশোনা শুরু করলাম। ৫ মিনিট ৬ মিনিট যেতে না যেতেই, মনে হল যে ও আচ্ছা কাজের মেইল এসেছে। মানে নোটিফিকেশন আসলো। আমি মেইলে চলে গেলাম। বা কেউ একটা কল দিলো তার সাথে কথোপকথনে দেখা যাচ্ছে যে অফিসের বা কোন কিছু বিষয় নিয়ে আও আমার ডিল করতে হচ্ছে। তো উম সব মিলিয়ে না হতাশাটা বাড়ে। মাঝে, মাঝে আমি নিজেকেই দোষারোপ করি, যে কেন আমি এম একটা কাজও ঠিকমতো শেষ করতে পারছি না। এভাবে ভাবতে, ভাবতে মানে নিজেও আরো বেশি করে অস্থির হয়ে উঠি। উম তো আমি চাই যে উম এই অবস্থানে কি মানে নিজের ফোকাস টাকে একটু ধরে রাখা, যে ঠিক আছে যেন যখন যে কাজটা করছি সেই কাজেই যেন থাকতে পারি। বিশেষ করে এরকমও হয়, যে রান্না-বান্না যখন করি, হুম রান্না চাপিয়ে দিয়েছি। এর মধ্যে মনে হচ্ছে যে অ্যা কিছু একটা অ্যা ফোনে যদি নোটিফিকেশন আসে যে ঠিক আছে নোটিফিকেশন এর কাছে দৌড় দিলাম। এদিকে ওই বিষয়টা দেখতে, দেখতে ওদিকে রান্না ওদিকে এলোমেলো হয়ে যাচ্ছে। আবার ওখানে দৌড় দিচ্ছি। তো মানে সবসময় ছুটোছুটির মধ্যে থাকছে, নিজের মনটাও থাকছে আবার নিজের কাজগুলো এভাবেই করছি। এরকম একটা বিষয় তৈরি হয়ে।
উহু। জি। হ্যাঁ। ওহো! উহু। জি। হ্যাঁ। বুঝতে পেরেছি। হুম, হুম। হুম। জি। হু, হু। জী। হু, আসলে বেশ জটিল একটা সমস্যা। তো আমার কাছে যেটা মনে হলো আপনার কথা শুনে যে আপনার Distraction এর কাজটা আসলে মোবাইলটাই বেশি করছে। কারণ বলছিলেন বারবার যে কেউ ফোন দিচ্ছে, কথা বলছেন, ইমেইল আসছে সেটা চেক করছেন বা নোটিফিকেশন আসছে সেটা চেক করছেন। তো আমি বলবো আসলে আ ফোনটার ব্যবহার যদি একটু কমানো যায় বা আসলে যেই সময়গুলোতে আপনি কোন একটা কাজ করবেন, ধরেন যে পড়াশোনা করছেন। তো পড়তে বসার আগে ফোনটা হয় একটু সাইলেন্ট করে রাখবেন বা একটু দূরে রাখবেন। আ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে, আপনি হয়তো একটা টার্গেট সেট করতে পারেন, যে আচ্ছা আমি ১ ঘণ্টা পড়বো। ১ ঘন্টা পড়ে আমি ১০ মিনিট একটা বিরতি নিবো এবং সেই বিরতিটার সময়টাতে আমি ফোনের যে নোটিফিকেশন আসলো কিনা? কোন ইমেইল আসল কিনা? সেটা চেক করবো। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি একটু সেট করে দেখতে পারেন। তো আমার মনে হচ্ছে এইভাবে যদি আপনি একটু সেট করেন তাহলে আপনার জন্য ফোকাস ধরে রাখাটা সহজ হবে। তার পাশাপাশি আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে। আর ওই রুটিনটা অনুযায়ী আপনাকে কিন্তু আ আপনার যে দিনটা সেটা সাজাবেন এবং দেখা যাচ্ছে যে আ কাজ তারপর পড়াশোনা, ফোন চালানো সবকিছুর জন্য একটা আলাদা, আলাদা করে টাইম রাখবেন। তাহলে হবে কি একটার সাথে আরেকটার কন কিন্তু কোন conflict হবে না। তো যেটা যে সময় করা দরকার, সেটা কিন্তু আপনি সেই সময় করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে কিন্তু আসলে determine হতে হবে যে আমি আসলে রুটিনটা মেনে চলবো। তোহ এভাবে কি আসলে সম্ভব হবে? মানে কী মনে হচ্ছে আপনার?
আচ্ছা। হু, হু। আচ্ছা। আ হ্যাঁ অবশ্যই আ আমি চেষ্টা করব। কারণ আসলেই আমি আ চিন্তা করছিলাম যে আমার রুটিনের এলোমেলোটা খুব বেশি এখন কারণ আম একসময় যে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করছি বা মন ছোটাছুটি করছে এটা একটা বিষয় ছিল। আরেকটা যেটা বললেন যে, ফোনের যে Distraction এর ব্যাপারটা, এটা আসলে আমিও খেয়াল করছি যে উম আ ফোনটাকে যদি একটু দূরে সরানো যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তোবা আমি ল্যাপটপে যখন আমি কাজ করতে বসবো তখন একটা আ সেট বা টাইম সেট থাকবে। তো যে হ্যাঁ, কাজ করতে বসেছি বা পড়তে বসেছি বিষয়গুলো একটু ভাগাভাগি হবে। আর ফোনে যখন করতে যাই আসলেই, দেখা যায় যে হয়তোবা মেইল করতে যাচ্ছি, অন্যজন ফোন দিচ্ছে বা ফোনটাকে বেশি ধরলে সময়গুলো আসলে মনে হয় যে অনেক তাড়াতাড়ি দ্রুত চলে গিয়েছে। কখন যে নিমিষে ১ ঘন্টা চলে যায় বোঝা যায় না। আ এই জিনিসগুলো আমার কাছে আমি আগে আসলে এভাবে চিন্তা করিনি। আ যে একটু ফোনটাকে দূরে সরানো বা এই যে রুটিন মেইনটেইন করা। তো এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে, কাজে দিতে পারে আরকি আমার আ দৈনন্দিন এই কাজগুলোতে একাগ্রতা নিয়ে আসার ক্ষেত্রে।
জী। উহুম। জি। হ্যাঁ ঠিক। বে জ্বি, নিশ্চয়ই। আমিও আশা রাখছি যে এটা আপনার কাজে দিবে। এটার পাশাপাশি কিন্তু আপনি একটু আপনার যে কাজগুলো আছে অ্যা সেগুলোকে একটু ছোট, ছোট ধাপে ভাগ করে নিতে পারেন। যেমন বলছিলেন যে, অ পড়াশোনার ক্ষেত্রে কোন একটা চ্যাপ্টার আপনি শুরু করতে গিয়ে দেখছেন যে আসলে চ্যাপ্টারটা অনেক বড়। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনার তো আসলে এমন না যে চ্যাপ্টারটা আপনাকে ১ বসায় শেষ করতে হবে। তো আ প্রতিদিন কিছুটা একটু শেষ করলেন। তো এভাবেই কিন্তু আপনি চ্যাপ্টারটাও আগিয়ে নিতে পারবেন এবং দেখা যাবে যে আপনার পড়াশোনার প্রতি যে একটা ইন্টারেস্ট সেটাও কিন্তু তৈরি হবে। এগুলোর পাশাপাশি আপনি চাইলে একটু আব আপনার যে রুটিনটা আপনি সেট করবেন সেখানে একটু বিনোদনের ব্যবস্থাও রাখতে পারেন। আ সবসময় তো আসলে কাজ, পড়াশোনা, এগুলোর ভিতরে থাকলে দেখা যাবে যে একটা বিরক্তি চলে আসবে। তখন আসলে রুটিনটাও আপনি মেইনটেইন করতে চাবেন না। বলবেন যে হয়তো বোরিং লাগছে বা মানে এটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। তো এজন্য আসলে নিজেকেও একটু সময় দিতে হবে। নিজের বিনোদনের ব্যবস্থাটাও রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি চাইলে একটু নিজের পছন্দের যে কোনো একটা কাজ। মানে ধরেন প্রতিদিন অ্যা ১ ঘন্টা সময় আপনি একটু বরাদ্দ করে রাখলেন যে সময়টাতে আপনি একটু গান শুনবেন বা আপনার বন্ধুদের সাথে ফোনে একটু আড্ডা দিলেন অথবা দেখা গেল যে আপনার পছন্দের কোনো একটা আ কাজ সেটা হতে পারে একটু গার্ডেনিং করা বা ছাদে হাঁটতে যাওয়া। এগুলো আসলে করতে পারেন। তখন দেখবেন কি আ কাজগুলো করতেও আপনার একঘেয়ামি লাগছে না। পড়াশোনা করতেও একঘেয়ামি লাগছে না এবং একসাথে কিন্তু যে কাজ করার যে ব্যাপারটা আসলে ব বলছিলেন যে একসাথে কাজ করতে গেলে আপনার একাগ্রতা থাকছে না। তো যখন আসলে আপনি ১ টার সাথে আরেকটা কাজ এরকম জুড়ে দিবেন তখন কিন্তু দেখবেন যে আপনার কাজের যে ধারাটা সেটা কিন্তু ঠিক থাকবে।
হু, হুম। আচ্ছা। হু, হু। জি, জি। হুম। না আসলে আপনি যেভাবে বললেন যে আ একটু উম দেখা যাচ্ছে বিনোদন যে রাখার বিষয়টা এটা আমার আ আসলে আমি ভাবছিলাম যে আমার নিজের বলতে সময় আমি আসলে বের করতে পারছি না, হ্যাঁ? এমন হয়েছে যে আ কাজ আর আ কাজ শেষ করা, দায়িত্ব মেইনটেইন করা সবকিছু মিলিয়ে উম নিজের সময় বের করে একটু গান শোনা বা একটু শখের জিনিসগুলো করা বা বিনোদন করা এটাও আসলে আ কমে গিয়েছে আমার জীবনে। আ সবসময় দেখা যাচ্ছে ঐযে অনেক কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছি। সেক্ষেত্রে উম কখন কোনটা করবো? কখন কোনটা শেষ করবো? কোনটা ঠিকভাবে হচ্ছে? কোনটা ঠিকভাবে হচ্ছে না? পারছি কিনা বা উম সাকসেস হতে পারবো কিনা? আবার এইযে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টটা ভালো হবে কিনা? মানে এইযে চিন্তা ভাবনাগুলো যখন আ একঘেয়েমি চলে আসছে না? অ্যা দেখা যাচ্ছে যে উম আমার এইযে মানে আঁকড়ে ধরে থাকছে চিন্তাগুলো। তো সেই চিন্তাগুলোর মধ্যেই এইযে একাগ্রতা আমি বজায়ও রাখতে পারছি না। কারণ স্বাভাবিক যখন একটা কাজের মধ্যে ঢুকছি তখন আরেকটা চিন্তা মাথার মধ্যে ঢুকছে, তখন সাথে, সাথে মনে হচ্ছে যে ঠিক আছে আমি এটাকে ডাইভার্ট করে ওটাতে যাই, হ্যাঁ? আবার যখন ওটাতে যাচ্ছি বিশেষ করে এইযে পড়াশোনার ক্ষেত্রে আবারও বলছি যে যখন আ অন্য কাজ করছি তখন মনে হচ্ছে "আল্লাহ! আমার তো প্রেজেন্টেশন টা এখনো রেডি করা হয়নি, আমার তো ওটার এখনো আ বলা যায় যে আমি কি বলবো, না বলবো, কোনো কিছুই ঠিক করিনি, স্ক্রিপ্টটাও বানাইনি।" সেটা করতে চাই। এই যখন করছি এমনও আছে যে রান্না করতে, করতে স্ক্রিপ্ট অ্যা বানাচ্ছি বা স্ক্রিপ্ট রেডি করছি। মানে সবকিছু বলা যায় কি যে উম মনোযোগ দিয়ে করতে পারছি না। হ্যাঁ, এলোমেলো একটা বিষয়। তবে আপনি যে পরামর্শগুলো দিলেন সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি এগুলো কাজে লাগাতে পারি আ তাহলে আমি হয়তোবা আ এখন হয়তোবা বলা যায় যে, আমার মনোযোগটা ধরে রাখতে পারবো। কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারবো।
জি। হুঁ, হুঁ। জি। হু, হু। জি। হুম। জি। হু, হু। এলোমেলো। হু, হু। জি, কোনো সমস্যা নেই। জ্বী নিশ্চয়ই। আমিও সেই আশাটাই রাখছি যে আপনি আসলে আ জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং আপনার যে সমস্যাটা হচ্ছিলো যে, আসলে আপনি অনেকগুলো কাজ করতে গিয়ে আসলে কাজগুলো শেষ করতে পারছেন না। তো সেখান থেকেও আশা করছি বের হয়ে আসতে পারবেন। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। নিজের যত্ন নিবেন, ভালো থাকবেন।
জী, ধন্যবাদ।